সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে খুবই চিন্তা হচ্ছে। আ বিষয়টা নিয়ে চিন্তাও হচ্ছে আবার বলবো যে একটু মনও খারাপ। কারণ আমি বুঝে উঠতে পারছি না যে এখান থেকে বের হব কীভাবে? আ তবে বুঝতে পারছি যে বের হওয়াটা সা আমার খুবই দরকার। না হলে আমার উম জীবনটা স্বাভাবিকভাবে যেরকম চলা উচিত, দৈনন্দিন জিনিসগুলো যেভাবে স্বাভাবিকভাবে করা উচিত, সেটা করে উঠতে পারছি না। অনেকটাই এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছুই দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত। তো আমি চাচ্ছিলাম যদি কোনো পরামর্শ পেতাম? যদি এখান থেকে একটু বের হয়ে আসতে পারতাম। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে উম আমি একটু হলেও আ চিন্তামুক্ত হতে পারতাম। একটু হলেও দেখা যাচ্ছে আমার একটু ভালো লাগতো। যে না ঠিক আছে নিয়ন্ত্রণ এ নিয়ে আসতে পারতাম আমার জীবনকে।
অর্থাৎ হু। আচ্ছা। জি, জি। আচ্ছা বুঝতে পেরেছি। আসলে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব। আ তবে অ্যা একটু যদি জানতে পারতাম যে আপনি কোন বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন আছেন? কিংবা কোন বিষয়টা নিয়ে আপনার আ এত মানসিক অশান্তি হচ্ছে যেটার কারণে আপনার কাছে এখন খারাপ লাগছে?
আমার সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কি? যে আমি রাতে নিয়ম করে ঘুমাতে পারছি না, হ্যাঁ? অনেক সময় দেখা যাচ্ছে যে উম এতটাই দেরি হয়ে যাচ্ছে, যেটার কারণে ঘুমটাও কম হয়ে যাচ্ছে, সকালবেলা উঠতেও দেরি হয়ে যাচ্ছে। যেটার কারণে আবার দেখা যাচ্ছে দিনের কাজগুলো অনেকটাই জমে থাকছে, তাড়াহুড়ো লেগে যাচ্ছে। কারণ সকালবেলা উঠতে দেরি হলে তো দিনটাও ছোটো হচ্ছে। আবার যখন রাতের ঘুমটা কম হচ্ছে, তখন সকালবেলা তো দেরি হয়ে হয়েই যাচ্ছে এটা একটা বিষয়। তবে যেই জিনিসটা হচ্ছে যে উম অনেক সময় কাজ শেষ হতে দেরি হচ্ছে। আবার কখনো, কখনো দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন উম চলে আসছে মাঝখানে। আবার অনেক সময় দুশ্চিন্তাও চলে আসছে। আমি যদি বলি, সেদিন কি হয়েছে? যে আমি অফিসের কাজ কিছু শেষ করতে পারিনি, কিন্তু সেটা খুবই দরকারি ছিল। কারণ, পরের দিনে আমাকে সাবমিট করতে হবে। তো আমি অফিসে পুরাপুরি টাইমটা যতটুকু পারছি দিতে। তার উপর দেখা গিয়েছে মিটিং ছিল। তো আমি পুরো কাজটা শেষ যেহেতু করতে পারিনি। বাসায় আসার পর দেখা যায় যে পরিবার যেহেতু আছে। পরিবারের দায়িত্ব, খাওয়াদাওয়া, এসব হাবিজাবি, এ সব সবকিছু মেইনটেইন করে মানে গুছিয়ে তুলতে, তুলতে ১০ টা বেজে গিয়েছে। এরপর ১০ টার পর ভাবলাম যে ঠিক আছে, এখন একটু কাজটা নিয়ে বসি। কারণ পরেরদিন সকালবেলা তো আমাকে সেটাকে সাবমিট করতে হবে। এই যে কাজটা নিয়ে বসলাম। দেখি যে ১২ টা পার হয়ে ১ টা বেজে গিয়েছে, আমার কাজটা তখনও মানে এ শেষের দিকে না আর একটু শেষ করা বাকি আছে। এই যে সময়টা লাগলো এবং আ দেখা গিয়েছে কাজটার জন্য আমার ঘুমের একটা ডিস্টার্ব হয়ে গেলো, ঘুমাতে দেরি হয়ে গেলো। এটার কারণে দেখা গিয়েছে যে আ ঘুম তাড়াতাড়ি তো এক আসছিলো না। উম দেখা গেছে ১ টা অ ১০-১৫ 'র মধ্যে আমি কাজটাকে শেষ করে ফেলেছি। এরপর ঘুমাতে যেয়ে দেখছি যে আর ঘুম আসছে না, ঘুম হচ্ছে না। একটা টেনশন কাজ করছিলো। অ্যা সাথে, সাথে মনে হচ্ছিল যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা? পরেরদিন সাবমিট করব, সকালবেলা যেয়েই আমাকে submission দিতে হবে। তারপর না মানে এই যে ঘুমের দেরি হওয়া হচ্ছে, এটাতে খুবই একটা আ মানে বলা যায় পরের দিনটাও অনেকটাই খারাপ গিয়েছে, যেহেতু ঘুমটা ভালোমত হয়নি। এদিন এর এরকম একটা দিন গেল। আরেকদিন কি হয়েছে যে আমার বাবা একটু অসুস্থ। তো তার বলা যায় যে একটু বড় ধরনেরই অপারেশন হয়েছে। তো তাকে নিয়েও মাঝেমধ্যেই চিন্তা হয়। বাবা-মার থেকে যেহেতু দূরে থাকছি, তাদেরকে নিয়ে অনেকটাই চিন্তা হয়। তো বিশেষ করে না রাতের বেলার দিকে আমার খুবই এই টেনশনগুলো আমাকে আঁকড়ে ধরে থাকে। আ বাবা-মাকে নিয়ে টেনশন হচ্ছে। উম ছোট বোন আছে, তাকে নিয়ে টেনশন হচ্ছে। আ তো এই যে বিষয়গুলো মনে হচ্ছে কি সারাদিন হয়তোবা অফিসের কাজ, আ পরিবারের দায়িত্ব এইসব নিয়ে যখন আর এগুলো টেনশন মাথায় ঢুকছে না, রাতের বেলা করে যখন ফ্রি থাকছি, ওই সময় দেখা যাচ্ছে মাথার মধ্যে এগুলো সবকিছু চলে আসছে। এই কারণেও দেখা যায় রাতের ঘুমটা হতে, হতে দেরি হয়ে যাচ্ছে। এই যে একটা কোনো স্থির রুটিন নেই আমার ঘুমের মধ্যে। তো এটাই আমি ভাবছিলাম যে কী করা যেতে পারে? যেই কা যেটার ফলে আমি আসলে রুটিনটাকে মেইনটেন করতে পারি?
আচ্ছা, আচ্ছা। রাইট। জি। উ হু। হ্যাঁ। আচ্ছা। জি। জি। আচ্ছা। আচ্ছা জি স্বাভাবিক। হু, হু। আচ্ছা, আচ্ছা। উ হুম। আসলে সত্যিই শুনে খুব খারাপ লাগলো। আপনার আ এত বেশি দুশ্চিন্তা এত, এত কিছু জিনিস নিয়ে দুশ্চিন্তা যেটার কারণে আপনার ঠিকঠাক মত রাতে ঘুম আসছে না। আর প্রত্যেকটা দুশ্চিন্তার পেছনের যে কারণগুলো বললেন, সেগুলোও কিন্তু খুবই যুক্তিযুক্ত কারণ। আ বাবা-মা অসুস্থ, আবার হচ্ছে ছোট বোনকে নিয়ে ভাবেন, আবার অফিসের অতিরিক্ত চাপ। সবকিছু মিলিয়ে আপনি মানে খুবই একটা শোচনীয় পরিস্থিতিতে আছেন বোঝা যাচ্ছে। আ তবে এই যে ঘুমের সমস্যাটা যে হচ্ছে, এটার কিন্তু অন্যান্য আরো কিছু কারণ থাকতে পারে। নিজেই দুটো উদাহরণ দিলেন। উদাহরণ দুটো কিন্তু আ হতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য। হয়তোবা ১ দিন হতে পারে ২ দিন হতে পারে। কিন্তু যদি প্রতিদিন আপনার ঘুমের সমস্যা হয়, এর মানে নিশ্চয়ই কারণটা হয়তোবা অন্য কোথাও থাকতে পারে। তো আমি আরেকটা জিনিস জানতে চাইব আপনার থেকে। যে আপনার খাওয়া-দাওয়ার যে রুটিন টা। আপনি ঘুমানোর সাধারণত আসলে কতক্ষণ আগে আপনি আ রাতের ডিনার টা সারেন? আর হচ্ছে ঘুমানোর আগে কিংবা সারাদিনে আ মূলত ঠিক কতটুকু চা বা কফি উম মানে কোন ধরণের ক্যাফেইন জাতীয় খাবার আপনি সাধারণত খেয়ে
হ্যাঁ জি। হু, জি, জি। হা, হা। আ হ্যাঁ ক্যাফেইন তো খাওয়া হয়। সেদিন যখন কাজ করছিলাম তখন তো কাজের মাঝখানে একটু আ চা খেতেই হয়েছে, হ্যাঁ? এম আবার দেখা গিয়েছে যে যদি আমি একটু খাবার রুটিনের কথা বলি। আমার রাতের খাবার-দাবার শেষ করতে, করতে তো ১০ টা নাগাদ বেজে যায়। উম যেটা করার পর দেখা যাচ্ছে সবকিছু গুছিয়ে রাখতে হয়। আবার এদিকে আছে যেটা বলছিলেন যে একটু আ উম খাওয়া-দাওয়া তো রাতেরবেলা যেহেতু বাসা থেকে আ খাওয়া-দাওয়াটা রাতেই হয়, মানে বাসার খাবারটা।
জি। হুম।
সারাদিন বাসা থেকে একটু বাইরে থাকছি। তো রাতের খাবারটাও একটু ভারী খাবারই খাওয়া হচ্ছে। তো আ এক্ষেত্রে বলব কি যে উম সারাদিনে একটু কফিটাও খাওয়া হয়, চাও খাওয়া হয়। এগুলো একটু ভালোই পরিমাণে আছে। যেহেতু অ ওই যে কাজ করলে মনে হয় কি? যে কাজের ফাঁকে, ফাঁকে একটু চা খেলে হয়তোবা এনার্জি লাগবে। কিন্তু বুঝে উঠতে পারছি না এটাই আমার আসলে ঘুমটাকে আ আটকে দিচ্ছে কিনা? বা ঘুমটাকে আসলে আব ও মানে মেইনটেইন এ রাখতে পারছি না এটার কারণেই কিনা? এটাই আসলে বুঝতে বুঝে উঠতে পারছিলাম না।
হ্যাঁ। জি। ই অ্যা হ্যাঁ। তা অনেক সময় হয় কি যে মানুষ যখন খাবার খায়, পাকস্থলী থেকে এ সে খাবারটা আসলে মূলত হজম হয়ে আ মোটামুটি বলা যায় যে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা কিন্তু সময় লাগে যে সম্পূর্ণ খাবারটা হজম হতে। কিন্তু প্রথম ১-২ ঘন্টা যখন খাবারের হজম শক্তিটা একদম সবচেয়ে বেশি থাকে। সেই সময়টায় যদি মানুষ ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় যে আ digestion টা খুব slow হয় এবং যার কারণে দেখা যায় নানা ধরণের পেটের সমস্যা হয়। তো অনেক সময় আমাদের ব্রেইন আমাদের শরীরকে protect করার জন্য আমাদেরকে সজাগ রাখার চেষ্টা করে। যেন এই খাওয়ার ১ ২ ঘন্টার মধ্যে আপনি না ঘুমাতে পারেন। যেন সে সুন্দর মত ঠিকঠাকভাবে আসলে খাবারের পাকস্থলীতে খাবারগুলোকে হজম করতে পারে। এজন্যও কিন্তু আপনি না ঘুমানোর একটা কারণ হতে পারে। যে আপনি বিভিন্ন কাজে উদ্বিগ্ন থাকতেন কিংবা আপনার ঘুম আসবে না। আবার দ্বিতীয়ত যে চা কফির কথা বললেন সেগুলো আসলে ক্যাফেইন জাতীয় খাবার কিন্তু আপনার মস্তিষ্কতে এতটাই উজ্জীবিত রাখছে, যে অনেক সময় আপনি চাইলেও আ দেখা যাচ্ছে আপনার মাথায় ঘুম আসছে না এবং নানা ধরণের চিন্তা চেতনা মানে ব্রেইনকে hyper active করে দিচ্ছে যেন আপনি বেশি, বেশি করে চিন্তা করতে পারেন। যখনই আপনার মাথায় কাজের কোন চিন্তা না থাকবে, তখনই হয়তোবা সেটা নানা ধরণের দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে নিয়ে আসছে আপনাকে সজাগ রাখার জন্য। সুতরাং, আসলে চা কফির অভ্যাসটা যতটা চেষ্ট পারবেন যে কমিয়ে ফেলার চেষ্টা করবেন এবং বিশেষ করে সন্ধ্যার পরে আ সন্ধ্যা ৬ঃ০০ কিংবা, ৭ঃ০০ র পর চেষ্টা করবেন আর যেন মানে চা কফি না খাওয়া হয় এবং ডিনারটাও চেষ্টা করা যায় যে আরেকটু আগে যেমন রাত ৮ঃ০০ র মধ্যে কিংবা, সর্বোচ্চ ৯ঃ০০ র মধ্যে যেন করে ফেলা যায়। যেন পরবর্তী ২ ঘন্টা আপনি সজাগ থাকলেও, আপনার তেমন একটা সমস্যা না হয়। তো আরেকটা বিষয় জানতে চাইবো, আ যে এই ২ তো আপনি চেষ্টা করে দেখতে পারেন এবং তৃতীয়ত আপনি কি শারীরিক কোন পরিশ্রম করেন বর্তমানে?
জি। আচ্ছা। জি। হু, হু। ও আচ্ছা। হুম জি। জি। আ না। আসলে আমার যে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সেরকমভাবে কিছুই করা হচ্ছে না। কারণ এতটাই ব্যস্ততার সময় পার করি, উম দেখা যাচ্ছে সময় পেলেই দেখা যায় কি যে ওইযে একটু ফোনে স্ক্রল করছি। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠেই যে রান্নাবান্না করে দেখা যায় যে অফিসে যাওয়া। আবার অফিস থেকে ফিরে এসে কাজ থাকছে বা যেদিন একটু বসে থাকছি। মানে ওরকমভাবে প শারীরিক পরিশ্রম হয় না। বলা যায় যে অফিস বাসায় এটুকুই যা আ উম কাজের মধ্যেই থাকি। বা যেটা মেন্টাল চাপ আরকি, এটার মধ্যেই বেশিরভাগ থাকা হচ্ছে।
হু, হু। জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। তো অনেক সময় হয় কি? যে আপনার মস্তিষ্কের যে শক্তি আর আপনার শরীরের শক্তি, এই ২ টোর একটা সমন্বয় যদি না ঘটে। ধরুন আপনি শারীরিকভাবে এখনো টায়ার্ড হননি, কিন্তু আপনার মস্তিষ্ক টায়ার্ড হয়ে গেছে। তখন কিন্তু অনেক সময় আপনার ঘুম আসতে চাইবে না কারণ আপনার শরীর তখনো অ্যাকটিভ। আবার অনেক সময় দেখা যায় শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মস্তিষ্ক তখনও খুব সজাগ কারণ আপনি অতিরিক্ত চা, কফি খেয়েছেন। তখনও কিন্তু শরীর অ্যাকটিভ থাকবে। যার কারণে হয় কি? যে আমাদের শরীর এবং মনটাকে ব্যালেন্স রাখার জন্য যদি একটু exercise করতে পারেন। সেটা আসলে জিমে যেয়েই করতে হবে এমন না। আপনি বাসায় বসে থেকেও YouTube এ নানা ধরনের ভিডিও দেখে হালকা stretching কিংবা একটু যোগ ব্যায়াম, এক শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এগুলো যদি করেন, দেখবেন যে আপনার শরীরটাও কিছুটা ক্লান্ত হবে। এবং তখন শরীরেরও একটা বিশ্রাম প্রয়োজন হবে। তার সঙ্গে, সঙ্গে তখন কিন্তু শরীর থেকে একটা সিগনাল যাবে আপনার ব্রেইনে যে আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। সেই মুহূর্তে যেয়ে আপনার ঘুমটাও কিন্ত পরিপক্ক হবে এবং সহজেই আপনি একটা রুটিনলি এক টাইমের মদ্ধে আপনি য ঘুমাতে পারবেন। সুতরাং এই ৩ টা জিনিস কি আপনার মনে হয় একসাথে কখনো করা সম্ভব?
জি, জি। হু, হু। উম জি। বুঝতে পেরেছি। আ আসলেই আপনি যখন বলছিলেন আমি চিন্তা করছিলাম যে, আমি তো এরকমভাবে আ চিন্তা করিনি যে এরকমটা হ্যাঁ, মাথায় এটা চিন্তা আসছিলো যে চা টা বেশি খেয়ে ফেলছি। এই কারণেই কি ঘুমের ডিস্টার্ব হচ্ছে কিনা। তবে আপনি যেরকম সুন্দর করে বুঝিয়ে দিলেন খাবারটাকে একটু আগে নিয়ে আসার কথা চিন বললেন। তো এটা যদি আমি একটু করতে পারি আমার কাছে মনে হচ্ছে যে ঘুমের রুটিনটাও আমি একটু আগাতে পারবো এবং গোছানোও করতে পারবো। আর শারীরিক যেই অ্যা ব্যায়ামের কথা বললেন এটা আসলেই আমার করা উচিত। কারণ আ উম বসে, বসে কাজ করা হয় অফিসেও, আবার বাসায় যখন পারছি তো থাকছি। তখন দেখা কাজ করছি তখন দেখা যাচ্ছে যে একটু বে এদিক ওদিক হেটে যেটুকু কাজ করা হয়। কিন্তু ওইভাবে শারীরিক ব্যায়ামের বা, বিষয়টা সেভাবে করা হচ্ছে না। উম হয়তোবা সেক্ষেত্রে ঐযে ঘুম পাচ্ছে হয়তোবা আব মেন্টালি একটা বিষয় থাকে, যেটা আপনি বুঝালেন সুন্দরভাবে। তো এই জিনিসটা বা, আপনি যেরকম বললেন অ্যা যে পরামর্শগুলো দিলেন আমার কাছে মনে হচ্ছে এগুলো যদি আমি একটু কাজে লাগাতে পারি, আমি অনেকটা উপকার পাবো। বিশেষ করে আমার রুটিনটা, ঘুমের রুটিনটা হয়তোবা আমি একটু হলেও আ সাজিয়ে তুলতে পারবো।
জ্বি। হ্যাঁ। জ্বি। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় আপনি আ করে দেখতে পারেন। যেমন আ ঘুম ভালো হওয়ার জন্য কিন্তু অনেকে রাতের বেলা ঘুমানোর কিছুক্ষণ আগে আপনি ধরুন যে 1/2 গ্লাস কিংবা ১ গ্লাস যদি কোন lactose intolerance না থাকে, ১ গ্লাস দুধের মধ্যে হালকা একটু লবণ দিয়ে আ সরি লবণ বলছি আপনার আ একটু নাটস দিয়ে, হ্যাঁ? আপনার আ যেমন কাঠ বাদাম আছে, আ তারপর হচ্ছে আর কিছু বাদামের সঙ্গে একটু দুধ মিশিয়ে খেলে অনেক সময় ঘুমটা ভালো হয়, প্রখর হয়। আর আরেকটা জিনিস ঘুমের আগে এই যে মোবাইল দেখার যে অভ্যাসটার কথা বলছিলেন। অনেক সময় কিন্তু মোবাইলের যে লো চার্জ এ থাকলে তখন মোবাইলের ultraviolet ray টা আপনার ব্রেইন মস্তিষ্কে যেয়ে কিন্তু সেটাকে একটু hamper করে। যার কারণে ঘুম আসতে দেরি হয়। এজন্য চেষ্টা করবেন ঘুমানোর অন্তত 2 ঘন্টা কিংবা ১ ঘটা আগে হলেও ফোনটাকে একদম দূরে রাখতে. এবং ঘুমের আগে একটু বই পড়ার চেষ্টা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বই পড়তে, পড়তে বইয়ের ছোট, ছোট লেখার দিকে concentration দিয়ে তাকিয়ে থাকতে, থাকতে ব্রেইন খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। আর যখনই টায়ার্ড হয়ে যায় তখনই কিন্তু সে রেস্ট নিতে চাইবে, ঘুমাতে চাইবে। সেক্ষেত্রে ঘুমানোর আগে আপনি যদি একটু বই পড়ার অভ্যাস করতে পারেন নিয়মিত। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু জ্ঞানও বৃদ্ধি হলো, তার সঙ্গে, সঙ্গে একটু মস্তিষ্কের খোরাকও জুটল এবং আপনার ঘুমটাও ভালো হলো। এবং আপনি radiation থেকেও মুক্তি পেলেন। এটা করে কি দেখা যায়?
আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। উম হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে যে যদি আমি একটু ফোনটাকে দূরে রাখি, আমার ক্ষেত্রে এটা অনেকটাই উপকার হবে। ইভেন আপনি যেটা সুন্দর একটা পরামর্শ দিলেন দুধের সাথে একটু নাটস মি মিশিয়ে খাওয়া। আ আমি চেষ্টা করব এই পরামর্শগুলো মেনে চলার। যেন আমি আমার ঘুমটাকে আ একদম রুটিন মাফিক ঠিক করে নিয়মিত করতে পারি। নাহলে আসলেই জীবটা অনেকটাই আ দেখা যায় না যে এলোমেলো হয়ে গিয়েছে। তো আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শগুলো দেওয়ার জন্য। এগুলোকে কাজে লাগিয়ে আমি আশা করছি সব ঠিক করতে পারবো।
হু। হ্যাঁ। কোন সমস্যা নেই। আপনার প্রতি রইল অনেক, অনেক শুভকামনা। আশা করছি আপনার ঘুমটা ঠিকঠাক মত হবে। আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন।